একদম, একদম। তো এ্যাঁ এন বেশ দারুণভাবে বললেন যে, এ্যাঁ নিজের ভুলগুলো যখনই সুযোগ পাওয়া যায় তখনই শুধিয়ে নেওয়াটাই আসলে, এ্যাঁ মনের যে আত্মতৃপ্তি। সে দিকগুলোই কিন্তু বললেন। তো দেখা যায় যে অ অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনি কোন একটি ভুল করেছেন এবং সবাই আপনাকে আসলে আ দোষারোপ করছে যে আ তোমার কারণে আসলে তুমি ফেইল করেছো বা এই যে ব ভুলগুলো, সেই ভুলগুলো কি কখনো করেছেন বা দেখেছেন কিনা যে, আসলে সেই এ্যাঁ ভুলগুলো আসলে তখন আসলে সেই সিচুয়েশন এ নিজেকে আসলে কিভাবে আসলে মানিয়ে নিয়েছিলেন?
নিঃসন্দেহে। হ্যাঁ, হ্যাঁ। না, এইটা তো হয় যখন আমি যদি আমার ৫ বছর আগের লাইফ এ ফিরি, তো আমি না এগুলো খুব তোয়াক্কা তেমন যে করতাম তা না, তোয়াক্কা করতাম কিন্তু ওভাবে না। বাট এখনকার বিষয়টা না আমি পুরো একটা ভিন্ন একটা মানুষ। কারণ দেখেন, মানে যারা আসলে আপনার এসব নিয়ে কথা বলবে তার তাদের না আপনি যদি ভালো জিনিসও দেখান, তারা না আপনাকে নিয়ে এসব বলবেই কারণ আ মানে হেটার্স বলেন বা মানে বাজে কথা বা খোঁটা মারার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে কিছু, কিছু মানুষ আছে
একদমই ঠিক। তা কিন্তু মানে ব্যাপ আমাদেরকে মনঃক্ষুন্ন করার জন্য আসলে যেমনটি করা হয় তেমনটি।
হুম, হুম, হুম এ এ সকল মানুষের কিন্তু আসলে সমাজে অভাব নেই। কিন্তু যখনই আপনি আসলে তাদের মন রক্ষা করতে যায়ে আপনি দেখবেন নিজেকে বদলানোর চেষ্টা করছেন। তো সে অর্থে কিন্তু আপনি নিজের সাথে অন্যায় করছেন। কারণ আপনি না, কোনভাবেই তাদের মন কিন্তু আপনি রক্ষা করতে পারবেন না। আমি যেটা দেখেছি আরকি, জীবনে।
এটা কিন্তু একদম যথাযথ বললেন। তো বেশ এ্যাঁ দারুণভাবেই কিন্তু বললেন। তো আপনার আসলে আ ভবিষ্যতে আ যারা হচ্ছে এই ধরনের আ কোন একটি পদক্ষেপ বা পরামর্শ আপনার কাছ থেকে যদি চাই যে আসলে আ তাদের আ ভুলগুলো থেকে কি শিক্ষা নিয়ে নিজেকে আসলে মাফ করা বা নিজের সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার যে ব্যাপারগুলো, সেটা নিয়ে যদি কিছু বলতেন।